হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমারও কিন্তু খুব ভাল্লাগে সমুদ্রের পাশে গেলে খুব মনে হয় যে না আমার মনটাও শান্ত হয়ে যাচ্ছে। আমি হয়তো ন মানে মনের ভিতর যত অশান্তি যত দুশ্চিন্তা বা সমুদ্রের সামনে দাঁড়ালে মনে হয় যে কিন্তু আমরা কত ছোট আর কত বিশাল একটা জিনিস। এই জিনিসটা আমার পাহাড়ের সামনে দাঁড়ালেও হয় যে কত বিশাল জিনিস এটার সামনে আমরা খুবই তুচ্ছ। আমাদের অহংকার বা কোনো কিছুই করাটা একদমই উচিত না। বা মানুষ কি নিয়ে এত বেশি অহংকার বা এত দাম্ভিকতা দেখায়?
উ হুম। জি। জি, জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ। জি, জি। সেটাই, সেটাই, সেটাই। আ আমি যদি বলি যে মানে আপনি যান নাই এমন একটা জায়গা মানে যেখানে আপনার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হবে বা সবাই যেতে চাইবে। এমন কোনো জায়গা আছে? যেটা আপনি যেতে চান ফিউচারে?
উম হ্যাঁ আমরা কিন্তু জানেন আজ পর্যন্ত সেন্টমার্টিন যাওয়া হয়নি কিন্তু সেন্টমার্টিন টা ভীষণ রকমের সুন্দর। ওটা শৈবাল পাথর বলেন, দ্বীপটা বলেন দ্বীপের মানুষজন থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর। কিন্তু আজ পর্যন্ত আমার আসলে যাওয়ার সুযোগটা হয়নি। আমার বন্ধুরা গিয়েছিল। আমার খুব ইচ্ছা আছে যে কখনো সুযোগ পেলে বা কয়েকবার প্লান করা হয়েছে তখন সেন্টমার্টিন বন্ধ ছিল।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর। আমি এক আমার একবার যাওয়া হয়েছে। জি। হুম, হুম, হুম, এখন? এখনো মনে হয় বন্ধই। বা খুলবে আবার খুব শীঘ্রই মনে হয়। সো আম আমি যদি
ইনশাল্লাহ যাব একদিন। হোপফুলি দেখা যাক। হু, হু।
আ জি, জি। মানে আমার ক্ষেত্রে যদি আমি বলি যে কোন জায়গায়টা নিয়ে আমি খুবই স কিউরিয়াস মানি দেখতে মন চায় বা এমন। জ আমি দেশের বাইরে মানে জাপান নিয়ে আমার খুবই কিউরিওসিটি লাইক জাপানের সূর্যোদয় কিভাবে হয়, লাইক মানুষের মানে পুরো একটা মিক্সড মানে মানে মিক্সড কালচার ঐখানে লাইক আপনার সবকিছু আছে। বড় বলেন
আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। আমার কিন্তু জাপানে যাওয়ার ইচ্ছা ২ টা কারণে। একটা হচ্ছে আমার জাপানের খাবারগুলা খাবার প্রচন্ড ইচ্ছা। আরেকটা হচ্ছে চেরি ব্লসম যেটা আছে সেটা আমার খুব ভীষণ পছন্দ। এই যে বিভিন্ন Anime বলেন বা বিভিন্ন বইয়ে যখন পড়ি জিনিসটা কিন্তু খুব ভাল্লাগে।
জি। উ হু, হু, হু, হুম। হ্যাঁ। জি, জি।

আপনি যখন কোনো নতুন জায়গায় যান, তখন কি করে স্থানীয় লোকের সাথে যোগাযোগ করেন বা সঙ্গ উপভোগ করেন? লাইক যখন আপনি একা যান বা ফ্যামিলির সাথে যান, ধরেন সে ধরেন বান্দরবন যেটা আপনি বলছেন যে, আপনি বান্দরবন অনেক পছন্দ। তো আপনি বান্দরবন কি কখনো একা আগ যাওয়া হইছে আরকি? স্থানীয় লোকদের সাথে কি কখনো মানে লাইক ট্যুর
হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ, আমি কিন্তু যেখানেই যাই, যখনই কোন টুর দেই আমার কিন্তু পছন্দ হচ্ছে যে, স্থানীয় মানুষজনদের সাথে মেলামেশা করাটা। আমি খুব চেষ্টা করি যে, যদি সম্ভব হয় তাহলে হয়তো স্থানীয় মানুষদের সাথে আ হয়তো তাদের বাসায় যদি paying guest হিসাবে থাকা যায় কিংবা ধরেন খাওয়া-দাওয়াটা যদি একদম লোকালভাবে করা যায়, আমি এটা খুব চেষ্টা করি, আমার কাছে এটা খুব ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে না এভাবে করে যেটা হয় যে, আমি আ পুরা মিশে যেতে পারছি, প্লাস আমি ওদের কালচার সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারছি। সেটা খাবার-দাবার, চলাফেরা daily life এর যাই আছে।
হুম। হুম। হুম। জ্বী, জ্বী। সেটা তো অনেক ভালো। হুম, হুম। হুম, মানে পুরো মিশে যাওয়া যায় আ ওদের সাথে। উম, জ্বী। হুম, হুম, হুম, হুম, সেটাই সেটাই। মানে কোথাও ঘুরতে গেলে স্থানীয় মানুষের সাথে যদি একাত্মতা চলে আসে, তাহলে মানে ঐটাই সি মানে সবথেকে ভা বড় স্মৃতি হয়ে যায়। যখন আপনি ওখানে চলে আসবেন। না, সো আমার ক্ষেত্রে সেইমই মনে হয়। ধরেন হচ্ছে আমি কিছুদিন আগেই হচ্ছে আমার অ্যা চট্টগ্রামের একটা এলাকায় গিয়েছি। মানে ওই এলাকাটার নাম হচ্ছে মানে ওটা হচ্ছে আপনার সীতাকুণ্ডের opposite এ আরকি। সো ঐখানে হচ্ছে আমরা মানে আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয় আরকি ওখানটা। সো ঐখানে হচ্ছে ধরেন আমি আমরা যাওয়ার পরে মানে ঐ এলাকা তো ঘুরছি, বাট ঐখানে স্থানীয় লোকরা যেভাবে আপ্যায়ন করছে বা ওদের সাথে মিলেমিশে পুরা মানে সবকিছু মানে মনে হচ্ছে আমার মানে খুবই আপনজন। এমন মনে হচ্ছে যে, আমরা treat করতেছে। তো হ্যাঁ, ঐ
জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম হলে খুব ভাল লাগে না? একটা নতুন এলাকায় গিয়েছি ওদেরকে চিনি না, জানি না কিন্তু ওরা এত আপনজনের মতো উম আপ্যায়ন করে থাকে। আমি বিশ্বাস করি কি জানেন? বাঙালিরা সবাই যেকোন অঞ্চলেরই হোক তারা পাহাড়েই হোক বা, যেটাই হোক, ওরা কিন্তু খুব আপ্যায়ন করতে অনেক পছন্দ করে। কিন্তু এইযে দেখা যায় যে, আমরা কোথাও ঘুরতে গেলে ওই এলাকাটা কেমনভাবে নষ্ট করে দিয়ে আসি তখন স্বাভাবিক তারা আমাদেরকে পছন্দ কোট করে না।
জ্বী, জ্বী। হুম, হুম, হুম। জ্বী, এটাই হোক, হ্যাঁ। হুম, হুম। সেটাই। সেটাই, সেটাই, সেটাই সেটাই। মানে আমাদেরও উচিত যে যে, নতুন কোন জায়গায় গেলে হচ্ছে নিজের মানে মানে ওই জায়গাটা নষ্ট না করা আরকি। লাইক ওদের
একদম।

জি, <scoffs> ওইখানে হচ্ছে আপনার ওই উপরের যে, মন্দিরটা আছে মানে নিচ থেকে। মানে ওইখানে উঠেই ম হচ্ছে মানে এত বেশি কোথাও ঘুরতে যাইলে তো অ ম মানে অনেক আনন্দের মজায় দিন কাটে। বাট ওখানে সিঁড়িগুলা মানে উঠতে, উঠতেই ক্লান্ত হয়ে গেছিলাম। ওইটাই হচ্ছে মানে সবথেকে বেশি ক্লান্তির মানে এ জার্নি ছিল। বাট অন্যান্য যদি, অন্যান্য জায়গার কথা যদি বলি অন্যান্য ধরেন, অন্যান্য যে, জায়গা ঘুরার জায়গাগুলো আছে কক্সবাজার বা আপনার আ ই চট্টগ্রামের আশেপাশের এলাকা। ঐগুলাতে হচ্ছে আপনার নে ভালোই লাগে ঘুরতে। অত চ্যালেঞ্জিং এর কিছু মানে আসে না আরকি মনে হয়।
উ জি। জি, জি। বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পেরেছি। আমার কিন্তু জানেন আমার যখন প্রচন্ড ধরনের ক্লান্তি ধরে যায়। বা এই যে, ঘুরতে যাওয়া দরকার এরকম মনে হয়। তখন কিন্তু আমার মানে যদি হাতে সময় সুযোগ লাগে থাকে তখন আমার হচ্ছে নতুন কোনো শহর, নতুন কোনো এলাকায় ঘুরতে যেতে ভালো লাগে। বা একটু নিজের শহরের বাহিরে। এছাড়া দেখা যায় যে, যখন সময় নেই আড্ডা দিতে বসেছি। আর ইচ্ছা করছে না যে, আজকে এই জায়গাটাতেই আবার আড্ডা দেই। তখন দেখা যায় বন্ধুরা মিলে একটু এলাকার বাহিরে চলে যাই। হয়তো অন্য কোনো এলাকার টঙে গিয়ে আড্ডা দিচ্ছি যে, আমাদের প্রতিদিন যেটা দেখছি, ওই জিনিসটা চোখে পড়ছে না আজকে নতুন কিছু নতুন মানুষ। তো তখন ভালো লাগে।
হুম। উ হু, হুম। হুম। হুম। হু, হু, হু, হুম। হু, হু, হুম। বুঝতে পেরেছি। আপনার কি ধরেন দূরে কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বা চ্যালেঞ্জিং কোনো অভিজ্ঞতা আছে?
হ্যাঁ, এরকম অনেক আছে। আমি তো প্রচন্ড লেভেল এ ঘুরতে পছন্দ করি। তো আব যখন ট্রেকিং করতে যাচ্ছি কোথাও। ওখানেও আমার অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যে মাঝে, মাঝে দেখা যায় যে, আ ধরেন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। পাহাড়ে আছি। তখন একটু অসুবিধা হয়ে যায়। পাহাড়টা অনেক পিচ্ছিল হয়ে যায়। অ তো ওই জায়গাটাতে দেখা যায় একটু চলাফেরা করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আবার মাঝে, মাঝে দেখা যায় যে, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। তো হঠাৎ, হঠাৎ করে আমার শ্বাসকষ্টের সমস্যাটা সাধারণত একটু বেশি গরম পড়লে বা ঠান্ডার মধ্যে দেখা দেয়। তো পাহাড়ে গেলে অনেক সময় দেখা যায় কোনো জায়গায় যখন বাতাসের বা অক্সিজেনের চাপটা একটু কম-বেশ হয়ে যায় তখন আবার একটু শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয়।
হু, হুম। উ হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হুম। বুঝতে পেরেছি। হুম। হুম। উম বুঝতে পেরেছি। হ্যাঁ।